পুড়িয়ে ফেলবো আরকি। ম আ ময়দার মধ্যে একটু পানি দিয়ে সেটা ওই যে বেলার চেষ্টা করলাম। এবং যে পাত্রে বেলা বেলা হয় আরকি ওটাতেই মেক্সিমাম টা লেগে থাকলো। তো পরে যখন আরকি দেখলাম যে হচ্ছে না আসলে তারপরেও কোন রকম করে টেলে, টেলে ভেজে নিয়ে গেলাম আম্মুর সামনে। আম্মু বলে যে, "হয়েছে তবে বিষয়টা হচ্ছে পরাটা হয়েছে এবং খুব বিশ্রী স্বাদের একটি পরাটা হয়েছে। খাওয়া যাচ্ছে না, লুচি হয়নি।" তো তারপরে থেকে আরকি আ রান্না বান্না ছেড়েই দিলাম দুঃখে কষ্টে। এবং দেখলাম যে আসলে সবাইকে দিয়ে সবকিছু হয় না exactly. <laughs>
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <laughs> ওরে বাবা! হ্যাঁ, হ্যাঁ। <giggles> ভাইরে ভাই। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ ভাই। সবাই সবাইকে দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ। আমার ক্ষেত্রেও ভাই মানে রান্না আরকি করলে দেখা যায় খালি কোন মতে খাওয়া যাচ্ছে আরকি। এই জিনিসটা মজা তোব অ বহু দূরের কথা। মানে আপনি জাস্ট মনে হবে যে এটা একটা খাবারের জাতীয় যে আটা, ময়দা, সুজি সব আছে। মানে এ লবন, মরিচ সব আছে কিন্তু আপনি জাস্ট খাইতেছেন। টেস্ট ভাই ওইটা ভুলে যান। আমি রান্না করলে এরকম টেস্টি হয় না। যেটা <smacks lips> মানে কি বলবো আ আম্মুর হ হাতে যে স্বাদটা বা রান্নাটা ঐটা ভাই অন্য কোথাও পাওয়া যায় না বা আম অন্য কোথাও মানে এ ও রেগুলার যে খাবো ওই appetite টাও আসবে না আমার মতে যে ওই কোথাও ধরেন আপনার চাচাতো বাসায় মানে কিছুদিন থাকতে হচ্ছে, আপনার ওখানে খাইতে হচ্ছে। দেখা যাবে যে ভাই আপন বাসা বা নিজের বাসার যে একটা খাবারের স্বাদ। ঐটা কিন্তু ভাই অন্য কোথাও পাবেন না আরকি আমার মতে। মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা হইছে যে আম্মুর যেভাবে একটু ঝাল দিয়ে হালকা ঝাল দিয়ে রান্না করে, তারপর লবণ মরিচ সবসময় আমাকে দিয়ে চেক করায় আরকি যে, "দেখতো লবণটা ঠিক আছে নাকি?' বা এরকম বা এম ইয়া, "খাবারটা হইছে নাকি দেখতো?" তো দেখা যায় যে জিনিসটা আমার প্রেফার এই মাঝে মধ্যে বানানো হয়ে যায় আরকি। তো জিনিসগুলো ভালোই লাগে আরকি আমার। যখন খাবারগুলা মানে নিজের পছন্দেই বানাইতেছে আবার আ দিন শেষে আমিই খাচ্ছি। আ মানে আর কি চাই? এ শেফ আমার থেকে আর কি পারমিশন নিয়া নিতেছে যে, "লবণ ঠিক আছে? দেখতো। ঠিক আছে নাকি সব।" ভালোই লাগে। জি ভাই।
একদম। হু। <laughs> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। একদম, একদম। আচ্ছা। বাহ! <chuckles> একদম। হু, হু, হু। একদম সঠিক বলেছেন। <laughs> একদম, একদম। আসলে এবং এই বিষয়গুলো আসলে কিন্তু একটা মধুর স্মৃতি হয়ে যায় একসময় এবং আমরা ভীষণভাবে কিন্তু মিস করি। যে আম্মু রান্না করতো আর ওই যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতাম যে ১ পিস মাংস দিবে সেটা একটু খাবো। বা একটু লুচি দিবে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, যে কখন দিবে একটু খাবো। এই জিনিসগুলা আসলে এখ কখনো ওভাবে realisation টা আসে নাই। কিন্তু এখন মনে এ আছে যে একদম good memories এ হয়ে গিয়েছে। আসলে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <giggles> একদম, একদম। <laughs> হ্যাঁ। জি, জি। এখন স্মৃতি জি ভাই। এখন ভাই অনেক মিস করা হয়। জি ভাই। আজকে ভাই যে খাবার নিয়ে যে কথাগুলা বললাম আমার আলরেডি মুখে পানি এসে পড়ছে। আর খুবই খিদে লাগছে ভাই। আমি কিন্তু এখনই খাইতে চলে যাব। আপনাকে ধন্যবাদ ভাই। আপনার এ লুচি আর মাংসের কথাটা বলা আমিও খাবো আরকি। তো ভাই ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আবার কথা হবে।
একদম। ওয়াও! <giggles> বাহ! <giggles> জি, জি, জি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আ খিচুড়ির কথা শুনে আসলে আমার এখন খিচুড়ি আজকে খেতেই হবে at any cost. সো আপনার জন্য অনেক শুভ কামনা। আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।
<laughs> জি, জি। জি, ভাই। আ আল্লাহ হাফেজ।